দেখুন এই ব্যাপারটাও বেশ গুরুত্বপূর্ণ যে বাচ্চাদের আসলে বোঝা এবং তাদেরকে আ তাদের মতো করে আসলে ম্যানেজ করা তো অনেক সময় এরকম হয় যে আ অভিভাবকরা সঠিক আ সময় আসলে বাচ্চাদেরকে আসলে দিতে পারে না বা তাদেরকে তাদেরকে সময় কম দেওয়ার কারণে বাচ্চারা তাদের থেকে খানিকটা দূরে চলে যায়। কিন্তু ব আসলে কিন্তু অভিভাবকদেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ রোলটা এখানে প্লে করতে হয় কারণ আ বাচ্চাদের একদম সঠিক পথে নেওয়ার জন্য অভিভাবকই সব সবার আগে থাকেন। তো সেক্ষেত্রে আ এ ধরনের পরিস্থিতি হলে আসলে আমার মনে হয় যে অভিভাবকদের একটুখানি বাচ্চাদের আ সাথে বেশি সময় কাটানোটা উচিত এবং আ বেশি মনোযোগী হওয়া উচিত এবং আ তা তাদ
হুম। হুম। হুম। একদম। হুম। একদম তাই। প্রতি বেশি মনোযোগী হওয়া উচিত। হ্যাঁ। মু মূলত যেটা আ মানে আপনি বলতে চাইছেন আমার কাছে মনে হচ্ছে যে কোয়ালিটি টাইমটা স্পেন্ড করা উচিত। ঠিক না?
অবশ্যই, অবশ্যই। তো এরকম কিন্তু একটা ঘটনাও আসলে আমি দেখেছি যে আ একটা মানে আ আ এক আ হ্যাঁ, হ্যাঁ আমার বাস্তব জীবনের একটা অদ অভিজ্ঞতা আছে। আমার হয় সম্পর্কে আমার কাকা। আ আমার কাকার দুটো ছেলে। আ তো ১ জন মোটামুটি একটুখানি বড় দুবছর আ সরি ৩ বছর আরেকজনের বয়স আ আদ ১ বছরের মত। <smacks lips> তো এই অবস্থায় কাকা হচ্ছে আ হ্যাঁ তো এই অবস্থায় কাকা হচ্ছে গিয়ে আ বিদেশে চলে যায়। তো এতে করে কি হয় তো ও উনি না দুবছর বিদেশে থাকে তারপরে হচ্ছে গিয়ে বাড়িতে আসে। তো এতে করে উনি যখন আসলে বাড়িতে আসে তখন আসার পরে সেই বাচ্চা তো হ্যাঁ, হ্যাঁ এইযে যে দু বছরের একটা দূরত্ব এই দূরত্বে কিন্তু আসলে বাবা থেকে বা আ তার সন্তানদের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। তো য উনি যখন আসলে, উনি যখন আসলে দেশে আসেন তখন তার সন্তান আসলে তাদের তা উনাকে সেভাবে অ্যাকসেপ্ট করতে পারছিল না। আ তখন কিন্তু আসলে উনি বেশ সময় নিয়ে এবং তার পরবর্তী বিদেশে যাওয়াটা ক্যানসেল করে আরো ১ বছর, দুবছর বাড়িতে থেকে তাদের সাথে একটা ভালো বন্ডিং আসলে তৈরি করতে পেরেছিলেন।
হুম। হুম আমি সেটাই জানতে চাচ্ছিলাম। আপনার বাস্তব জীবনের কোন অভিজ্ঞতা যদি থাকে মানে আমাদের সাথে শেয়ার করেন। হুম। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা প্রায় ২ বছরের একটা গ্যাপ আছে। আচ্ছা। হুম। আচ্ছা। একটা দূরত্ব তৈরি হয়। হ্যাঁ। হুম। সন্তানের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যায় হ্যাঁ। হুম। হুম। হুম। আচ্ছা বাহ! বাহ! এটা অভিভাবক হিসেবে দারুণ একটা কৌশল বা দারুণ একটা পদ্ধতি আ উনি অবলম্বন করেছেন। দারুণ লাগলো আপনার কথাগুলো বা আপনার যে বাস্তব অভিজ্ঞতাগুলো বললেন সেগুলা শুনে আপনার সাথে কথোপকথনটা আসলেই খুব উম সুন্দর বা চমকপ্রদ হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। শুভরাত্রি।

হ্যাঁ, দেখুন এই ব্যাপারটা আমার সবচেয়ে বেশি মানে খারাপ লাগে যে এখন কিন্তু আসলে বাচ্চাদের অতিরিক্ত মাত্রায় আমরা মোবাইল দিচ্ছি এবং ধ বিভিন্ন ধরনের এধরণের খেলনা জিনিস দিচ্ছি যেগুলোতে আসলে আ স্ক্রিনের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতে হয়। তো এতে করে কিন্তু বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছে কারণ তাদের যে মনোযোগ দেওয়ার যে একটা ব্যাপার সেটা কিন্তু আসলে নষ্ট হয়ে যাচ্ছে কারণ তারা অতিরিক্ত মাত্রায় ওই স্ক্রিনের দিকে মনোযোগ দিচ্ছে যেটা তাদের আ শরীর চোখ এবং সবকিছু মন মানসিকতার
হুম। হুম। একদম তাই। হুম। হুম। হ্যাঁ, একদম। হুম। একদম তাই। এগুলো খুবই শরীর, মন সবকিছুর জন্য খুবই ক্ষতিকর হয় আসলে।
খুবই ক্ষ ক্ষতিকারক। আসলে এই ব্যাপারটা আসলে আমার দেখলেই খারাপ লাগে আমি এবং আমি এটার সম্পূর্ণ আ মানে বিপরীতে এবং এটার প্রতি সবসময়ই প্রতিবাদ জানানোর চেষ্টা করি। আর যদি কখনো দেখি কোন বাচ্চা এরকম আসলে আ মোবাইল অথবা কোন আ টিভি, কম্পিউটার এগুলোতে আসলে তারা আসক্ত হয়ে আছে বা এটাতে বেশি সময় দিচ্ছে তখন আসলে আমি চেষ্টা করি তাকে ঐখান থেকে একটুখানি মানে ফিরিয়ে আনার ডা ডাইভার্ট করার আ তার এই ব্যাপারটাকে। তো এ সেক্ষেত্রে
হুম। আচ্ছা, আচ্ছা? হুম। ফিরিয়ে আ হ্যাঁ সে আ আ আপনি কখনো কি এমন কিছু করেছেন যে আমি যেটা তখনো প্রশ্ন করলাম যে এমন কোন সময় বা এমন কোন আ পরিস্থিতিতে বাচ্চার আম কোন একটা ট্যাব এ খেলছে বা মোবাইলে কার্টুন দেখছে। তখন আপনি কি কোন এ এই ধরনের কোন কৌশল অবলম্বন করেছেন বা কোন মজার কোন কথা বলেছেন যেটা দিয়ে বাচ্চাটা আপনার প্রতি ডাইভার্ট হয়েছে। আমরা ওই ধরনের যদি কোন গল্প বা আ কোন কৌশল যদি জানতে চাই পারি আপনার কাছ থেকে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই, সেটাই। সেটাই আসলে আমি সেটাই আসলে আমি বলতে সেটাই আসলে আমি বলতে যাচ্ছিলাম। কা এরকম একটা ব্যাপার আসলে ঘটেছিল। আ আমার একটা মানে এ ছোট আমার আমার বোনের একটা ছেলে ছিল ভাগ্নে সম্পর্কে, তো সে আসলে এরকম, আ তার বয়স মোটামুটি আ ১.৫ বছরের মতো ছিল আসলে, হয়েছিল তখন, সেই সময়টাতে। তো তো তখন আসলে সে অনেকটা পরিমাণ তাকে আসলে কন্ট্রোল করার জন্য তাকে ফোন ব্যবহার করতে দেওয়া হতো। তো সে অনেক পরিমাণ ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল। তো তখন আমি যখন এই ব্যাপারটা আসলে দেখলাম তো তখন আমি তাকে এই ফোনের থেকে আসলে সরিয়ে আনার জন্য ও তার সাথে রোজ খেলা করতাম। মানে ১ম দিকে সে ফোনটাকেই বেশি মানে আগ্রহ নিয়ে দেখতো, আমার সাথে খেলাটা হ্যাঁ প্রায়োরিটি দিত, আমার সাথে খেলাটাও সে করতে চাইতো না। কিন্তু পরবর্তীতে আমি বিভিন্ন ধরনের খেলা আ পরিবর্তন করে বিভিন্ন ধরনের এ কথাবার্তা বলে আ অঙ্গভঙ্গি করে তাকে আসলে খেলার প্রতি একটা আগ্রহী করার চেষ্টা করেছিলাম এবং করতে পেরেছিলাম।
হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, কত বয়স? আচ্ছা বেশ ছোট। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। বেশি প্রায়োরিটি দেয়। হুম। বাহ। হুম। আচ্ছা। আগ্রহী আগ্রহী করার চেষ্টা করেছেন। আচ্ছা, আচ্ছা। আপনি আ আ হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, এবং একটা সময়ের পরে একটা সময় পরে আসলে তাকে খেলার প্রতি আগ্রহী বানাতেও পেরেছিলাম এবং আ তার সাথে আমি প্রতিদিন তারপর কন্টিনিউয়াসলি খেলাধুলা করতাম।
বাহ।